উপস্থিত, আপনার উপস্থিতিটা সবসময় নিয়মের মধ্যে বা সময়ের মধ্যেই রাখার চেষ্টা করেন বা দারুণ বলছিলেন। তো এটা তো ছিল আসলে অফিসের কথা। যদি আমি একটু জানতে চাই বাড়ির ক্ষেত্রেও কি নিয়মটা এরকমই? নাকি আ বাড়ির ক্ষেত্রে আসলে নিয়মকানুন চেঞ্জ হয়ে যায়? যে পরিবারের সদস্যরা অনেক সময় দেখা যায় যে, নিয়ম মানছে না বা তারা হয়তোবা শুনছে না। কোনো কারণে আপনি যে নিয়মে চলছেন, সেটার হয়তোবা ব্যতিক্রম চাচ্ছে এরকমটা যদি হয়, তখন কি থাকে জ্বী।
আমি যদি না মানি। আ সে আর সবাই দেয়। একদম ঠিক বলেছেন। এক্ষেত্রে খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তবে একটা জিনিস আমি যেটা শেখাতে পেরেছি। সেটা হচ্ছে যে, ওই খুব বাংলা একটা শব্দ আছে ধানাই-ফানাই। "আচ্ছা করছি, কোরবানে," এইটা না। যদি বলো যে "না, আমি এটা পারবো না।" তাহলে সরাসরি। কিন্তু অপেক্ষায় রাখা আর আশায় রাখা, এগুলা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে একদমই। তবে একটা কথাও মাথায় রাখি, অফিস মানে তো একটা নিয়মের জায়গা। তারপরেও ওখানেও তো মানুষ। মানুষ বলে একটা আ মানবিক বিষয়টা আমার মাথায় থাকে এবং সবাই জানে যে, আপার কাছে সুবিধা চেয়ে পাওয়া যায় না। এরকম কক্ষনো হয়নি। ব
কষ্ট হয়, না? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ধানাই-পানাই, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। জ্বী। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। জ্বী, জ্বী। মানে আপনি সুবিধাও দেন। আবার সেক্ষেত্রে জোরদার নিয়মও জারি রাখেন। বাহ! খুব সুন্দর লাগছিলো কথাগুলো শুনতে। আর আপনার আসলে বাসার ক্ষেত্রেও বিশয় টা হয় যে, কষ্ট হয়ে যায় নিয়মটা মেনে রাখতে বা বজায় রাখতে। কিন্তু চেষ্টা করে যাচ্ছেন।
আ যেমন কোন নিয়মটা? যদি একটু বলি। সেটা হচ্ছে বাচ্চারা সকালে উঠতে চায় না এখনকার। আর ছুটির দিন হলে তো কথাই নেই।
জ্বী। এখনকার জেনারেশনে আসলে বাচ্চাদের চে সকাল বেলা উঠাটা একটু কষ্টকর বলে জ্বী।
কিন্তু কি স হল? ওই আমার ছেলের কথা একটু বলতে হয়। বলে যে, "তুমি তোমার দৃষ্টিভঙ্গি থেকে একটু বের হয়ে আসো। মা আমাদের জায়গায় আসো।" <chuckles>
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা নিজে, <chuckles> তো ছেলেরা যে এইযে দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে বলে। তখন পাল্টা উত্তরে আপনি তাদেরকে কী বলেন আসলে?
এখ